হ্যাঁ, এরকম প্রায়ই হয়। বিশেষ করে রাতের বেলা হয় এরকম। যে ভাবি যে ঘুমানোর আগে আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখি আজকে সারাদিন কি হইল না হইল, কে কাকে কি বলল বা নতুন কোন ভাইরাল ভিডিও আসলো কিনা যেটা দেখে হয়তো একটু আনন্দ পাওয়া যাবে। তো ঐজন্য ঢোকা হয় তখন দেখি যে ঐ সময় হয়তো আ মানে খুব মজার একটা কিছু আসছে। তো ওইটা দেখলাম। তো দেখার পরে আচ্ছা ভাবলাম যে আচ্ছা দেখি আমাদের আ মানে সাধারণ জনগণের যে মূল্যবান মতামতগুলো তারা দিয়েছে কমেন্ট বক্সে। এ্যা সেগুলো তখন একটু দেখি কে, কি বলল না বলল। তো ঐটা থেকে দেখা যায় যে হয় সেখানে কেউ একটা কোনো লিঙ্ক দিছে যে আরে এটা তো এটা থেকে আসছে। বা কনটেক্স হ্যা? কন্স এটা কনটেক্স টা কি তো এরকমভাবে দেখা যাচ্ছে যে এন্ডলেস একটা লুপে অনেক সময় পড়ে যেতে হয় এবং এ্যা হয়তো শুয়েছি আমি ১২ টা ১২:৩০ র ভেতর ঘুমায়ে যাবো। কখন ৩ টা সা ৩:৩০ বেজে গেছে আমি জানি না। বলতে পারি না। মানে
ও তাই! আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> বুঝতে পারছি। <chuckles> রাইট। ও! <giggles> এজদ ভাই। আও তাহলে তো ঘন্টার পর <chuckles> এরকম সময় ব্যয় করে ফেলে না। এই যে এরকম যে ব্যয়টা করে ফেলে। পরবর্তীতে এগুলো ইফেক্ট হলো তো অবশ্যই শীত্ত সময়ে আপনি ঘুমাতে পারেন। এ্যা সেক্ষেত্রে এটার যে আফটার ইফেক্টস গুলো না আসলে কি করে কাজ কর বা পরবর্তী দিনের সেই কাজগুলো আপনি কিভাবে সামলান এরকম সুআ মানে <scoffs> কম ঘুমিয়ে বা এরকম ক্লান্ত অবস্থায়?
হুম।